হ্যালো!
কেমন আছেন?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
এই তো বেশ ভালো আছি। মাত্র সেলারি পেলাম এবং আজকে সেলারি পেয়েই খেতে গিয়েছিলাম। ভীষণ ভালো লাগছে। আপনার দিনকাল কেমন যাচ্ছে?
অ্যা আচ্ছা, আচ্ছা? বাহ! অ্যা হ্যাঁ, <chuckles> আমার দিনকালও বেশ ভালো যাচ্ছে। তবে ভালো যাচ্ছে আবার ততটাও বলব না। আসলে মাসের শেষ দিনটা তো। তো দেখা যাচ্ছে কি যে, সেলারি যা পেয়েছিলাম তা তো সব খেয়ে ফেলেছি। আসলে খেয়ে ফেলেছি বলতে ওই আমার আসলে আপনার মতো একটু বিলাসিতা করার অভ্যাস আছে। মানে সেটা আসলে যেটা বলি আমরা যে পেট পুজো যেটা বলি আসলে। <chuckles> হ্যাঁ, এখন দেখেন এটাকে বিলাসিতা বলা যায়। কারণ হচ্ছে গিয়ে যে আপনি দেখেন যে, আপনি যখন সেলারি পেয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনে যত দরকার হ্যাঁ? যে খাবার-দাবারের জন্য বাসায় রাসন কেনার জন্য আসলে যেগুলো দরকার। সেগুলো কিনছেন ঠিক আছে। কিন্তু ওই যে, আমার মত যদি আপনি এরকম বলা যায় যে আসলে ১ দিন ২ দিন পর, পরই সেলারি পাওয়ার পর কোথাও ভালো কোনো রেস্টুরেন্টে খেতে চলে যান, এদিক-ওদিক চলে যায় তখন কিন্তু আসলে এটা বিলাসিতা না বলে আসলে আর উপায় নেই।
হু, হু। আচ্ছা। হু, হু। না, না এটাকে কিন্তু বিলাসিতা বলা যায় না। এটাকে আসলে বিলাসিতা বলা যায় না। হু, হু। না, না। <chuckles> হুম। হুম, হুম। হুম, হুম। জি, জি। না, এটা আসলে বিলাসিতা না। খাওয়া-দাওয়া কিন্তু এটা একটা নিডস। আমি যেটা মনে করি এভরিডে লাইফ এর নিড, বেসিক নিড এটা আপনার শারীরিক এবং মানসিক ভাবে নিড। আপনি একটা ভালো জায়গায় খেতে যান। দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। ভালো খাওয়ার সাথে, সাথে আমার যেটা হয় আমার কিন্তু ভীষণ মন ভালো হয়ে যায়। শুধু মন ভালো হয়ে যায় সেটাই না। আমার যদি কোনো বিষণ্নতা হতাশা যাই থাকে সবই কিন্তু একদমই চলে যায়
হু, হু। হ্যাঁ, হ্যাঁ, তা তো নিডই। <chuckles> <chuckles> হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উ হু। বাহ! খাবারের সাথে খেয়ে ফেলেন হ সব হতাশা।
এবং আরো যেটা হয় যে আমার কোনো কারণে যদি আমি রেগেও থাকি আমি খাওয়া-দাওয়ার পর আমার সেই রাগ একদম ভুলে যাই।
হু, হু। জি, জি। উফ! তাহলে তো বেশ ভালো। আসলে এই যে মানে আপনার যে ভবিষ্যৎ পার্টনার থাকবেন সে তো আসলে বেশ মানে লাভবান। যে খাওয়ালেই আসলে সব রাগ ভেঙে ফেলতে পারবেন, ঠিক না? <laughs> আর হু, হু। হ্যাঁ। আসলে আমারও হয় কি যে এইরকম ভালোবাসা মানে ভালোবেসে নিজের আসলে শরীরটাকে ভালোবেসে আমি যাই, নিজের মনটাকে ভালোবেসে আমি যাই আসলে মাঝেমধ্যেই সেলারি টা পাওয়ার পরেই যে যাই কিছুদিন ভালো মতো খাই। হ্যাঁ এখন এরকম ভালো-মন্দ খেতে যেয়ে না, দেখা যায় যে শরীরের উপরও একটা খারাপ ইফেক্ট পড়ে যায় মাঝে মধ্যে। মন ভালো ঠিকই হয়ে যায়। কিন্তু আসলে ঐ খেতে গেলে না একটা ওই যে, বেলেন্স ডায়েটটা আর ফলো করা হয় না। দেখা যায় কি যে এগুলো সব কথা ভুলে যেয়ে আমি হয়তো খেতেই থাকছি।
জি, জি। হ্যাঁ একদম। <chuckles> একদম, একদম। মানে ওই যে বলে না গুড ফুড, গুড মুড একদম একদম একদম সেম অবস্থায় এবং হু, হু। জি, জি। হু, হু। হুম, হুম। হু, হু। জি, জি। <chuckles> আমি কিন্তু আমি কিন্তু এই ডায়েটটা যাতে ফলো করতে না হয় সেটার জন্য আমি কিন্তু খুব ভীষণ ব্যায়াম করতে পছন্দ করি। আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব সেটা হয় জিমে গিয়ে জিমে যদি যেতে না পারি তাহলে সেটা ঘরে বসে হোক কিংবা আমি আমার ভালো দিক হচ্ছে আমি ভীষণ ঘোরাঘুরি করতে পছন্দ করি এবং ঘোরাঘুরি বলতে যে গাড়ি দিয়ে ঘুরবো এমনও না। আমার ভীষণ হাঁটতে ভাল লাগে। আমার ভীষণ সাইক্লিং করতে ভালো লাগে। তো দেখা যায় যে, আমি যেটা করি উম যে হয়তো আমি খুব হাঁটছি বা সাইকেল করছি। তো এর ফলে যেটা হয় যে, আমি যেটা খাচ্ছি বেলেন্স হয়ে যায় ব্যাপারটা। এবং আমি আরেকটা জিনিস করার চেষ্টা করি যে, একবেলা যদি আমি খুব রিচ ফুড খাই তাহলে নেক্সট বেলা আমি হয়তো হালকা কিছু একটা খেয়ে বেলেন্স আউট করার চেষ্টা করি। কিন্তু এখন যেটা হয়ে যায় যে আমি বাইরে খেয়ে এসে ঘরেও দেখতেছি যে ভালো কিছুই হয়ে গেছে। <chuckles>
আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। <chuckles> হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ। <chuckles> হু, হু। <chuckles> এই যে আপনি যে কথাটা বললেন না এটার সাথে তো আমি বল আ মানে আরকি আর বলবো পুরোপুরি রিলেট করতে পারি। দেখা যায় কি যে এই যে আজকে বন্ধের দিন। হ্যাঁ, এর পরপর কি হলো যে, যে আমাদের আসলে বাড়িতে এক এমনি একটা ট্র্যাডিশন আছে বলা যায়। যে হ্যাঁ, বন্ধের দিনে একটু আসলে ভালো-মন্দ রান্না হবে বাসায়। তো দেখা গেল যে, আমি দুপুরবেলা নামাজ-টামাজ পড়ে এসে লাঞ্চে এই বৃষ্টির দিনে খেলাম খিচুড়ি। ঠিক আছে। তাও আবার গরুর মাংস দিয়ে বেগুন ভাজি দিয়ে, ঠিক আছে। এর পরস্পর আমি বিকেল সন্ধ্যায় ঘুরতে বের হই। ঘুরতে বের হয়ে এই যে একটু মানে যা যতটুকু আসলে মাসের টাকা ছিল বলা যায় শেষ দিনে সেটাও আসলে একটা ওই রেস্টুরেন্টে যেয়ে খরচ করে আসতে হবে এবং রেস্টুরেন্ট এ গিয়েও খেলাম আবার এইরকম আ মানে গরুর মাংসের বার্গার ঠিক আছে। <chuckles> আচ্ছা, আচ্ছা।
হুম, হুম। হুম, হুম। জি, জি। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হু, হু। হু, হু। হুম, হুম। এই যে আমারও কিন্তু একই অবস্থা হইছে যে আমি আজকে বের হওয়ার আগে ঘরের খুব হেভি খাবার খেয়েছি। বের হয়েও দেখা গিয়েছে আমি আমার পছন্দের জায়গায় গেলাম। পছন্দের খাবার খেয়েছি। শুধু খাবার খাইছি এমন না যেটাকে ফেস্ট বলে অনেক বেশিই খাইছি। এবং ঘরে এসেও দেখি যে আমার ঘরে ফ্রাইড রাইস বানিয়েছে, চিলি চিকেন করেছে, সাথে কাবাব করেছে। এখন বলেন। এবং আমি খেতে অনেক ভালোবাসি। আমার পেট ভরা থাকলে দেখা যায় আমি মাঝে, মাঝে খেতে বসে যাই। কারণ আমার খেতে ইচ্ছা করছে।
আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <laughs> বাহ! <chuckles> <chuckles> এই যে আজকে তো এই কাজটাই হয়েছে। দেখা যায় যে আমি যে, আজকে ফিরে এসে বেশ রাত হয়েছে খেতে খেতেও বাইরে থেকে খেয়ে ফিরেছিও বা বেশ রাত করে। এ আসার পরেই দেখলাম যে আসলে বাসার সবাই বসে আছেন যে হ্যাঁ আমি ফিরেছি এখন সবাই খেতে বসবে। এখন তো আমি আসলে এই অবস্থায় তাদেরকে বলতেও পারছি না যে আসলে আমি বাইরের থেকে খেয়ে এসেছি। কারণ সবাই আমার জন্য বসে ছিল। তো আসলে বলা যায় যে, সামাজিকতা রক্ষা করার ক্ষেত্রে আমি আসলে বসে যাই এবং বসে আসলে এই যে ভরপেট খাই তারপরে আসলে দেখা যায় যে আমার বেশ করে ঘাম ঝরছিল। তবে আমার না খারাপ লাগছিল না। যে আসলে দুপুরে ভালো খেয়েছি, বাইরে খেয়েছি আবার এখন ফিরেও আবার সেই ভালো খাবারই খেলাম। <chuckles> তো মাঝে মধ্যে একটু, একটু ছোট, ছোট গিল্ট কাজ করে যে আসলে ওই যে একটু ডায়েটটা বেলেন্স হল না। তার উপরে যে মানে পরিশ্রমও করলাম না বলা যায় কোনো ব্যায়ামও করলাম না। তো তখন আসলে একটু, একটু ভেতরে, ভেতরে একটু, একটু খারাপ লাগে আরকি। <chuckles>
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হু, হু। জ্বী, জ্বী। <laughs> <chuckles> হুম, হুম। <chuckles> হুম, হুম। জ্বি, জ্বি। আহ আরেকটা কথা যদি বলি এই যে টাকা নিয়ে সবচেয়ে আনন্দের মুহূর্তের একটা তো আছে খাওয়া-দাওয়া। আরেকটা যদি বলি সেটা হচ্ছে নিজের শখের পিছনে। আমার ভীষণ ঘুরাঘুরি করতে পছন্দ। টাকা পাইলেই দেখা যায় আমি ঘোরাঘুরি করছি, খুব লাফালাফি করছি। এবং ২-৩ দিন পরে টাকা নাই। তারপরে নেক্সট পেমেন্ট পাওয়ার আগে হয়তো কিছুদিন আমার স্ট্রাগল করতে হচ্ছে। আবার টাকা পাচ্ছি, আবার কোন একটা শখের পিছে খরচ করছে। আমি হয়তো কোথাও টিপ দিচ্ছি। ভালো কোথাও খেতে যাচ্ছি এটা তো আছেই পাশাপাশি হয়তো আমি নিজের শখের কিছু জিনিসপত্র কিনাকাটা করছি। কেনাকাটা করছি মানে আমার শপিংটা পছন্দের। আমি খুব ইউজলেস জিনিস কিনি impulsive buying যেটা বলে। একটা প্লাকি দেখছি, ভাল্লাগছে কিনে ফেলছি। একটা ল্যাম্প দেখছি ভাল্লাগছে কিনে ফেলছি। বা মনে হইছে আচ্ছা মা এই কথাটা বলছিল তার এই জিনিসটা পছন্দ। আচ্ছা ঠিক আছে কিনে দিয়ে দিছি। এই যে সে খুশি হইছে দেখে আমারও ভাল লাগতেছে। বা কাছের কোন মানুষের একটা কিছু মানে কিছু একটা দেখে তার কথা মনে পড়ছে আমি কিনে তারে দিয়ে দিচ্ছি। impulsive buying যেটা কোন প্রয়োজনই নাই। হুহ।
হু, হু। জ্বি। <giggles> অ্যা <laughs> উম হুম। <chuckles> <laughs> আচ্ছা, আচ্ছা। <laughs> হ্যাঁ। হু, হু। <laughs> জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। অহ <laughs> হ্যাঁ। জ্বি। হু, হু। হ্যাঁ। বুঝতে পেরেছি। আসলে দেখা যায় কি এই যে কাছের মানুষের বা প্রিয় মানুষের ক্ষেত্রে না আসলে আমাদের এই যে টাকা পয়সা খরচ হচ্ছে না এই যি যি একটা চিন্তা ঢোকার কথা না সেটা আসলে একদমই ঢোকে না। আমরা আসলে ভুলেই যাই যে আমাদের পকেট যে আসলে হালকা হয়ে যাচ্ছে সেটার ব্যাপারে আসলে খেয়াল থাকে না যে হ্যাঁ তাদের মুখে যে আসলে একটা জিনিস পেয়ে যে হাটি আ মানে হাসি ফুটছে তাদের জন্য কিছু করাতে, তাদের যে একটা জিনিস ভালো লাগাতে যে তারা যে আনন্দটা পাচ্ছে না সেই আনন্দটা দেখে আমারও বেশ আনন্দই লাগে। এবং এর পাশাপাশি এই যে শখের কথা যেহেতু বললেন তা দেখা যায় যে আসলে আমার বেশ একটা শখ আছে যেটা হচ্ছে গিয়ে এই যে গেমিং করা। তো দেখা যায় এই যখনই টাকা পয়সা ঢোকার যখন একটা সম্ভাবনা থাকে যে হ্যাঁ টাকা পয়সা আসবে একটু বড়লোক বড়োলোকই ভাব আসবে আমার ভেতরে তেমনি করে আমার কেমন জানি করে আমার আসলে কম্পিউটারের আসলে ১ টা একেকটা জিনিস লাগা শুরু হয়ে যায়। তো দেখা যায় যখনই টাকা ঢোকে তখনই আসলে আমার যে কোন না কোন কিছু কেনা লাগছে, হয়তো ১ টা মাউস কেনা লাগছে বা কিবোর্ড কেনা লাগছে। হু, হু।
হু, হু। হু, হু। জ্বী জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। হু, হু। জি, জি। হু, হু। <chuckles> আরো মজার ব্যাপার যদি বলি দেখা যায় যে আমার হয়তো কিছু জিনিস লাগবে সেটার কথা আমার মনে থাকছে না। বা মনে আছে কিন্তু হাতে টাকা নেই আমি এখন কিনতে পারছি না। এবং যখন হাতে টাকা আসে তখন আমার আরো বেশি মনে থাকে না আমার প্রয়োজন কি ছিল। আমি অপ্রয়োজনীয় জায়গায় টাকা পয়সা খরচ করে পরে মনে পড়ে যে শিট আমার তো এটা কেনা দরকার ছিল। আমি তো এটা কিনি নাই। কিন্তু এখন আমার কাছে টাকা নাই যে আমি এটা কিনব। আচ্ছা ঠিক আছে, পরের মাসে সেলারি পাইলে তাইলে কিনব। পরে কিন্তু আবার সেইম মনে করে আবার লুপে আটকিয়ে আছে।
জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। <giggles> হ্যাঁ। <laughs> অহ <laughs> এহ হ্যাঁ। <laughs> এই জ্বি, জ্বি। <chuckles> না আসলে এই কাজটা হয়। দেখা যায় ওই যে টাকা পাওয়াতে যে একটা আনন্দ আসে আমাদের সাথে যে মনটা মানে পকেট ভারী তো মনটাও বেশ ভালো হয়ে যায়। হ্যাঁ মানে বলা যায় যে ওই যে ম্যাগনেটের মতো হ্যাঁ যে এই পকেট ভারী হলে মনটা হালকা হয়ে যায়। ঠিক আছে। <laughs> তো আমার বেশ ভালোই লাগে তখন। কারণ দেখা যায় এই যে প প্রয়োজনীয় জিনিসের যে কথা বললেন আমারও এখন পর্যন্ত অনেক প্রয়োজনীয় জিনিস কেনা পড়ে রয়েছে। কিন্তু আসলে সেখানে কিন্তু আমি আসলে ঘুরে ফিরে খেয়ে-দেয়ে আনন্দ করে শখের জিনিসের পেছনে টাকা খরচ করে না আমার দেখা যাচ্ছে যে আমার আর ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর কেনা হচ্ছে না। কারণ ওগুলোর পিছনে ব্যয় করার মত আমার টাকাটাই নেই। ঠিক আছে? তবে আসলে আমি একটু হোপফুল যে আসলে আগামী মাসে হয়তো এই আপনার মতই যে হয়তো এহ কোনো আসলে কাজের জিনিস কিনতে পারবো।
হু, হু। হুম, হু। হু, হু। হুম, হুম। <chuckles> হুহ, হু। হু, হু। <laughs> না আমি আসলে এটা এটা এটা আমি চিন্তা করাই বাদ দিয়ে দিয়েছি।
<laughs>
আ কারণ, এখন আর চিন্তা করে লাভ নেই। এই আশা নিয়ে বসে থেকেও লাভ নেই। আমি জানি আমাকে দে হবে না। এবং আমি এই লুপেই আটকায় আছি। আমার আজীবন এই লুপেই আটকায় থাকতে হবে। তা আমি এখন আর কোন চিন্তা-ভাবনা করি না। আমার কাছে মনে হয় যে নিজে ভালো তো, জগৎ ভালো। নিজের যদি শান্তিটা থাকে তাইলেই হবে। মানে এট-লিস্ট আমি তো শান্তি পাচ্ছি, মজা পাচ্ছি। এটাই, এর চেয়ে বেশি আর কি লাগে?
হু, হু। হু, হু। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। আসলে একটা একটা কথা বলে না? যে আসলে ওই যে টাকাই মানে, টাকার কারণে আসলে আসল সুখ পাওয়া যায় না, বা মানে টাকা থাকলেই যে আসল সুখ, সেটা না। হ্যাঁ, মানে এইরকম যে এক একটা কথাবার্তা আছে। তো দেখা যায় কি যে, এটা না আমার দিকে বেশ ভিন্ন। হ্যাঁ? যে ভাই, টাকার সুখটা না পুরো আলাদা যে আমার মন খারাপ থাকলে এট লিস্ট আমি ওই টাকাটা ব্যয় করে টাকাটা থাকার কারণে আমি ব্যয় করে একটু ঘুরতে যেতে পারছি। একটু এটা ওটা প্রিয় খাবার খেতে পারছি, ঠিক না? যে শখের কাজগুলো করতে পারছি।
হুম, হুম। হু। হু। এটাই। যারা যে এই কথাটা বলে না যে, "টাকাই সুখ মানে টাকার মানে সুখ না। টাকা থাকলে সুখী হয় না।" তখন আমার খুব বলতে ইচ্ছা করে যে, "ভাই তাহলে ওই টাকাগুলো আমাকে দিয়ে দেন।"
<chuckles> জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। <giggles> কারণ আমি তো, কারণ আপনি তো আসলে টাকা যেগুলো যা টাকা ছিল আপনার নিজের, সেগুলো তো আসলে সুখের পেছনে ব্যয় করে ফেলেছেন। <chuckles>
<chuckles> আমার টাকা মানেই সুখ। <chuckles> হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় যেন, টাকা মানেই সুখ। মানে হ্যাঁ, অনলি টাকা মানেই সুখ না, অনেক কিছুতেই সুখ আছে। বাট, টাকা মানেও সুখ।
<chuckles> হু, হু। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে আমি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আসলে আমি বুঝে ফেলেছি। কারণ আমারও আসলে এই জিনিসটা অনেক বেশি করে কাজ করে। কারণ দেখা যায় যে মন খারাপের দিনে, এই যে চলে গেলাম কোনো একটু খে কোনো কিছু খেতে বা কোথাও একটু ঘুরে আসতে, বা হচ্ছে গিয়ে এই যে নিজের জন্য কোন কিছু নিজেই আসলে একটা গিফট কিনে ফেললাম। হ্যাঁ? যে দেখা যায় কি যে হ্যাঁ, অনেক কিছু থাকে। যেমন হচ্ছে গিয়ে, মানে অনেক কিছুই থাকে যেগুলো একটু বেশি দামি বা হচ্ছে গিয়ে যে অহেতুক কিছু জিনিস, হ্যাঁ? যে মনে হয় যে না এটা আসলে কেনা কিনলে, আমি আর আসলে গরিব হয়ে যাবো। হ্যাঁ, <chuckles> মাসের টাকা আসলে বেশিরভাগই শেষ হয়ে যাবে, এটার পেছনে। তো, অনেক সময় কেনা হয় না। হ্যাঁ।
হু, হু। জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হুম, হুম। হ্যাঁ, এই জিনিসটা মনে হয় এই জিনিসটা মনে হয় প্রয়োজনীয় জিনিস, কেনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে এটা একদমই মনে হয় না।
<chuckles> না, না, না, না আমি আসলে যেটা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে এই যে কিছু, কিছু জিনিস থাকে যে না এটা কিনলে হয়তো একটু বেশি বিলাসিতা হয়ে যাবে। হ্যাঁ? তা চিন্তা করে না অনেক সময় কিনি না। কিন্তু দেখা যায় কি যে এইরকম যখন আসলে অন্যান্য দিক থেকে আমার মন খারাপ থাকে না, তখন চিন্তা করি এই জিনিসটা কিনে ফেলি। ঠিক আছে? একদিক থেকে তো আসলে মনটা ভালো হবে। <chuckles>
হু, হু। হুম, হুম। <chuckles> এটা ঠিক বলেছেন।
হ্যাঁ, এই রকম ছোটখাটো ট্রিট দিতে বেশ ভালোই লাগে নিজেকে। <chuckles>
কিন্তু ব্যাপারটা কি, আমার যখন প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে খরচের ব্যাপারটা আসে না? তখন মনে হয়েছে যে না এত টাকা খরচ করলে হাতে টাকা থাকবে না। কিন্তু আজাইরা খরচ যখন আসে, বা ইমপালসিভ বায়িং এর ব্যাপারটা আসে, যখন ঘোরাঘুরির ব্যাপারটা আসে, তখন মনে হয় যে এত টাকা দিয়ে কি করবো? দেখা যাবে পরে কি হবে, এখন আগে করি তো।
উহু। <chuckles> জ্বী, জ্বী। <chuckles> হ্যাঁ। বুঝতে পেরেছি। তবে আমি আবার মাঝে মধ্যে একটু চিন্তাও করি যে আসলে এই যে টাকা-পয়সা অ্যা ডানে-বামে উড়িয়ে ফেলছি। হ্যাঁ খরচ করে ফেলছি। মাঝেমধ্যে একটু এমার্জেন্সির জন্য কিছু টাকা রাখা দরকার। তো দেখা যায় কি যে আমি এই মনোবল নিয়ে, আমি আসলে এই মনোভাব নিয়ে আমি টাকাটা ঠিকই সেভ করার একটা চেষ্টা করে থাকি। হ্যাঁ? কিন্তু দেখা যায় কি যে যখন আসলে ওই যে পকেটটা একদম খালি হয়ে পড়ে বা কোথাও আসলে কোন একটা জিনিস দেখে বেশি পছন্দ হয়ে গেছে, তখন মনে হয়, ওই এমার্জেন্সি যে সেভিংস টা রেখেছিলাম, সেটাও খরচ করে ফেলি। তো তখন দেখা যায় কি যে আমি নিজে তখন আসলে একটা এমার্জেন্সি তে পড়ে যাই যে টাকা কমতির যে এমার্জেন্সি টা। <chuckles>
হুম, হুম। হু, হু। হুম, হুম। জ্বী, জ্বী। হু, হু। <chuckles> <chuckles> বুঝতে পারছি। আমি কিন্তু ওই ইমার্জেন্সি ব্যালেন্স এর ব্যাপারটা অ্যাকচুয়ালি তেমন একটা পাত্তা দেই না। আমার কাছে মনে হয় যেন হ্যাঁ, মানে সবসময় কিছু না কিছু টাকা থাকে। কোথাও না, কোথাও রাখা থাকে। যে এমার্জেন্সিতে পড়লে আমি ওটা খরচ করবো, আমি ওটা নিতে পারবো বা এমনও হয় যে অনেক মানুষের কাছে আমার পাওনা টাকা আছে, আমি তাদেরকে বলি রেখে দাও। যে আমার এমার্জেন্সি -তে যখন লাগবে তখন দিও। কারণ আমার কাছে থাকলে আমি খরচ করে ফেলবো। আর এছাড়া আমার মনে হয় যেন টাকা জমানোর যে ব্যাপারটা, আ বা এমার্জেন্সি ব্যালেন্স রেখে দিবো বা টাকা জমায় রাখবো। যে ভবিষ্যতে তাইলে অনেক টাকা হবে, বড়লোক হব। আমার কাছে মনে হয় যে ভাই টাকা জমাইলাম, ঠিক আছে। এরপর যদি আমি বেঁচেই না থাকি কি হবে? বা ওই টাকা জমায়ে আনন্দের তো আমি টাকা খরচ করে আনন্দটা বেশি পাই। যে আর ভবিষ্যৎ-টা অনেক বেশি আনসার্টেন এবং সো ফার আলহামদুলিল্লাহ, আমার দিন ভাল গেছে। আমার কোথাও ঠেকে থাকতে হয় নাই। তো ভবিষ্যতেও ইনশাল্লাহ ওই আল্লাহই দেখবে।
হু, হু। জ্বী, জ্বী। হু, হু। অ্যা হ্যাঁ। <chuckles> জ্বী। হু, হু। <laughs> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। <laughs> আসলে দেখা যায় কি যে সবকিছু তো আর শুধুমাত্র আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না। সে তো আসলে আমাদেরকেও হাত-পা দিয়েছে, একটা ব্রেইন দিয়েছে। এগুলো নিয়ে একটু ভাবা-চিন্তা করে দেখার জন্য। ঠিক না?
<chuckles> উহু, হু। হ্যাঁ, কিন্তু ওই দিছে বলে, এই ভাবনা চিন্তা করেই তো খরচটা করতেছে। যে অ্যা রেখে দিবো কেন? এই ভাবনা চিন্তাই তো ব্যাপারটা দেখায় না। এই যে জমাইছে তারপর যদি আমি নাই থাকি। হুম, হুম।
<laughs> হ্যাঁ। জ্বী, জ্বী। অ্যা আবার একটা হুম, হুম, আমার আমার একটা জিনিস যেটা হয় কি, যে হ্যাঁ, টাকা পয়সা আমি তেমন এমার্জেন্সি তে না জমাতে পারলেও, ওই কোন কিছু আসলে কেনার ক্ষেত্রে না, তখন আসলে আমার আবার টাকাটা জমে যায়। হ্যাঁ? যে অনেকদিন হতে শখ কোন কিছু একটা কিনবো। তো ওই ক্ষেত্রে না আমার টাকাটা আরও বেশি তাড়াতাড়ি আমি মনে হয় জমাতে পারি। ওই শুধু মানে শু মানে এমার্জেন্সি -র চিন্তা করার থেকে। হ্যাঁ? আবার দেখা যায় কি মাঝে-মধ্যে এই টাকা দিয়ে যখন একটু টাকা বাড়াতে পারে না, তখন এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। যে হ্যাঁ, আরো টাকা আসছে। তখন না এটার পেছনে আমার খেট খাটতে বেশ ভালো লাগে। না, না, না। আমি আসলে এরকম জুয়ো টাইপের কোনো কিছু আসলে খেলে থাকি না। তবে আমি চেষ্টা করি যে মাঝে মধ্যে একটু টাকা-পয়সা জমিয়ে, কোন একটা উদ্বেগ নেওয়ার যে কোন একটা ব্যবসা যদি খুলতে পারি। যে তখন আসলে কি হবে, এ টাকা দিয়ে একটু টাকা বাড়ালাম, কোথাও একটু ইনভেস্ট করতে পারলে তখন মনে হয় যে না। যে ওই যে ভবিষ্যতের চিন্তাটা যে আমি আসলে আপাতত যে করছি না তেমন একটা টাকা-পয়সা জমিয়ে। সেটা ওভাবে না করে ওই যে একটু ইনভেস্টমেন্ট এর দ্বারা যদি করি, তখন তো আসলে নিজেকে একটা বাধ্য করে ফেলা। যে হ্যাঁ, আমার কাছে তো টাকাটা ইনভেস্ট করে ফেলেছি, টাকাটা তো নেই। <chuckles> তখন দেখা যায় যে একভাবে না হলে অন্যভাবে একটা বলা যায় ভবিষ্যতের চিন্তা করে থাকি।
হুম, হু। জ্বী। আপনি কি জুয়া খেলেন? হু, হু। বুঝতে পারছি। হুম, হুম। বুঝতে পারছি, বুঝতে পারছি। হুম, হুম। বুঝতে পারছি <chuckles> বুঝতে পারছি। উম হ্যাঁ, এটা আসলে ভালো বলেছেন। যাই হোক আপনার সাথে আসি গল্প করে ভীষণ ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। আবার হয়তো কখনো গল্প হবে।
হু, হু। <chuckles> জ্বী, জ্বী। হ্যাঁ, অবশ্যই আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লেগেছে। বেশ মজা পেয়েছি আসলে। আনন্দিত হয়েছি আসলে এই টাকা-পয়সার খরচা নিয়ে <chuckles> আপনার আমার দেখা যায় একই রকমেরই আসলে আমরা খরচাটা করে থাকি। তবে ভালো থাকবেন আপনি।
হুম, হুম। <chuckles> জ্বী, ভালো থাকবেন, শুভ